আচ্ছা, এই পড়াশোনায় মন বসাতে আপনার কি কোনো বিশেষ কৌশল আছে, যেটা আপনি নিয়মিত আসলে আ ফলো করে থাকেন?
আ দেখেন, পড়াশোনা আসলে মনোযোগ তো থাকেই না, এটা হচ্ছে একদম স্বাভাবিক বিষয়। তো কৌশলের কথা যদি বলি, উম আমি কিছু রুটিন ফলো করি বা কিছু শর্ট টেকনিক ফলো করি। ঠিক আছে?
হ্যাঁ। আচ্ছা।
তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা করি, আমি হচ্ছে আমার পরের দিন কী পড়তে হবে বা এব অবস্থা এমন হইছে আমি তো ভার্সিটিতে পড়ি, তো আমাদের আসলে উম প্রতিদিন, মানে তো এক্সাম থাকে না, বাট উইকলি হচ্ছে ৩ টা ক্লাস টেস্ট থাকে আর হচ্ছে ল্যাব থাকে ২ টা। ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা। ও। রাইট।
তো ৫ দিন ক্লাস, এর মধ্যে হচ্ছে ৩ দিন যখন এক্সাম থাকে, তো বাকি ২ দিন এক্সাম থাকে না, ওই ২ দিন হচ্ছে পড়ালেখা করি না। পরীক্ষার আগের রাতে দেখা যায় যে, পড়ালেখা করা হয় আর ল্যাব, ল্যাবগুলা তো হচ্ছে থাকে তো সেগুলা আসলে খুব বিরক্ত লাগে ল্যাবগুলা করতে। ৩ ঘন্টা করে এক একটা ল্যাব। এগুলা ভালো লাগে না। তো পড়ালেখার ক্ষেত্রে
হুম। ওহ, <chuckles> আচ্ছা, আচ্ছা। মানে সময়টা বেশি যায় ল্যাবে। তবে ওই যে, মানে মুখস্থ করার যে বিষয়টা বা হচ্ছে গিয়ে ওইযে পড়তে বসার যে বিষয়টা, সেটা তো আবার ল্যাবের জন্য বোধহয় তেমনভাবে লাগে না আপনার, লাগে?
হ্যাঁ, হ্যাঁ। না, না, না, ল্যাবের জন্য তেমনভাবে লাগে না। তবে এখানে ঝামেলা হচ্ছে যে, আগের থেকে আমাকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হয় ল্যাবের মধ্যে। ঠিক আছে? তো
রাইট, রাইট। কেমন করে?
আ প্রিপারেশন হচ্ছে, যে ল্যাবে যে কাজটা করানো হবে, এটা হচ্ছে একটু ভালো করে পড়তে হয় আরকি, মানে আগে জেনে হয়তো ইমপ্লিমেন্ট করা যায় না। যেমন আমি সিএস ব্যাকগ্রাউন্ডে আছি, সিএস নিয়ে পড়াশোনা করতেছি। তো সেক্ষেত্রে ধরেন যে হচ্ছে একটা ধরেন মেশিন লার্নিং নিয়ে যদি আমি একটু পড়ালেখা করি আগে থেকে, তো তখন দেখা যায় আমি ল্যাবে গিয়ে কোডটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। নাইলে কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি আসলে আগে থেকে একটু জেনে আসার, যে পরদিন ল্যাবের কাজ কী হবে? এগুলো, এগুলো মোটামুটি আরকি।
ও! রাইট, রাইট। হুম। রাইট, রাইট। হ্যাঁ। <scoffs> বুঝতে পেরেছি। তো এই যে আপনি যে আগের থেকে যে কাজটা করে আসেন, মানে একটু প্রিপারেশন নিয়ে যে আসেন। যে, "হ্যাঁ, ল্যাবে কখন কী?" আ মানে যেই কাজটা দেখানো হবে, সেটা নিয়ে আগের থেকে একটু আ অ পড়ে আসলে সেই জিনিসটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে ওঠে। তো এই যে হু, হু।
হ্যাঁ, এটা তো আসলে আমার ক্ষেত্রে না। আমার মনে হয় যে এটা সবারই করা উচিত। যেমন আ ধরেন যে উ অন্য বা বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর কথা যদি বলি আমি স আপনি যদি ধরেন ক্লাসের মধ্যে একটা স্যার যে পড়াবেন, পড়ানোর সময় কিন্তু ২ টা দিক খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে পড়ার দিকেও খেয়াল রাখতে হয়, লেখার দিকেও খেয়াল রাখতে হয়। কারণ আপনে কিন্তু ক্লাস নোট নিতে হবে। এটা কিন্তু রেকর্ডিং থাকতেছে না। তো আপনি যদি আসলে আগে থেকে পড়ে না আসেন কিছুটা, তখন আপনি আসলে দেখবেন যে পড়াটা বুঝতে, বুঝতে আসলে লেখতে পারতেছেন না। লেখাটা আসলে আর ঠিকভাবে লেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমার মনে হয় আসলে একটু ঝামেলা হয়ে যায় যে, পড়া আর লেখাটা মানে শোনা আর লেখাটা একসাথে করতে, করতে। তো এজন্য আমি কি করি? আমি হচ্ছে আগের দিন একটু মানে পড়ার চেষ্টা করে রাখি যদিও ক্লাসে সেভাবে মনোযোগ দেয়া যায় না। আর যদি না হয় তো সেক্ষেত্রে YouTube তো আছেই। ওই আশায় আসলে তেমন একটা হ্যাঁ করি না।
হ্যাঁ। উহু। রাইট, রাইট। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> রাইট, রাইট। <laughs> তো আপনি যে এভাবে বলেছিলেন যে, আ মানে সাধারণত আপনার ওই সপ্তাহে ২ দিন আপনি আসলে না পড়ে থাকেন, মানে বাসায় বসে যে পড়ার বিষয়টা। তবে আ বাকি যে ৩ দিন পড়েন মানে ঐটার জন্য আপনার কি কোন মানে সময় ঠিক করা আছে? যে আপনি হয়তো মানে সকালে বা হচ্ছে গিয়ে রাতে পড়বেন বা বিকেলের দিকে, এমন কি কোন সময় ঠিক করা আছে?
হু, হু, হু। হ্যাঁ, আমি আসলে একজন রাতের পাখি যেটাকে রাতের পাখি বলা যায়। আমি সকালে উঠতে একদিনই পছন্দ করি না। কারণ রাতে পড়তে আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি ভালো লাগে আরকি। যেমন মানুষজন কম থাকে। তারপর কোলাহল কম থাকে। রাতে পড়া যদি শেষ করে রাখি, তাহলে যদি সকালে ধরেন আমার এক্সাম যদি থাকে, তখন ১০ঃ০০ ১২ঃ০০ র দিকে এক্সাম থাকলে আমি হচ্ছে একটু শান্তিমতো সকালে ঘুম থেকে উঠতে পারি আরকি। যে আ একটু হচ্ছে লেট করে উঠলেও খুব একটা প্রবলেম হয় না আরকি। কিন্তু ধরেন যদি রাতে শেষ করতে না পারি, বা রাতে যদি না পড়ি, তখন একটা চিন্তা থাকে মাথার মধ্যে এখন তো শেষ হইল না, শেষ হইল না। তো এই কারণে দেখা যায় ঘুমটা আসলে ঠিকভাবে হইতেছে না আমার।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হু, হু। হু। আচ্ছা, বুঝতে পেরেছি। জ্বি। হ্যা, হ্যাঁ। সেটাই, সেটাই এবং ঘুম হওয়াটা তো আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ। সেটা আসলে যেকোনো কাজেই, কারণ তখন ঘুমটা ভালো হলে আবার একটু মস্তিষ্কটাও ভালো থাকে। তো হ্যাঁ।
হ্যাঁ, এটা তো অবশ্যই। যেমন কিছুদিন আগে আমির একটা কথা আমি একটা অভিজ্ঞতার কথা বলি, যে উম প্রায় ২ ৩ দিন আগেই আমার হচ্ছে একটা ভাইভা ছিল আরকি। এটা হচ্ছে সেমিস্টার ফাইনালের দিকে একটা ভাইভা হয় পুরা কোর্সে সবগুলো নিয়ে। তো তখন হচ্ছে দেখা যায় যে, আমি নরমালি ঘুমাই হচ্ছে ৩ঃ০০ র দিকে। তো ৩ঃ০০ র দিকে ঘুমাইয়া পরেও সকালে উঠি হচ্ছে ধরেন ৮ঃ০০ ৯ঃ০০ র দিকে। তো মোটামুটি ৫ ৬ ঘন্টা ঘুম হয় আরকি। তো ওইদিন আসলে হচ্ছে মানে আমার খুব টায়ারড লাগতেছিল। যে আর পড়তে ইচ্ছা করতেছিল না আরকি। অথচ ভাইভাতে আগের দিন খুব ভালো প্রিপারেশন নেওয়া উচিত। তো আমার পড়তে ইচ্ছা করতেছিল না আমি দেখা গেছে যে ১২ঃ০০ বাজে ঘুমায়ে গেছি। তো আমি এলার্ম দিছি হচ্ছে ৫ঃ০০ বাজে যে ৫ ঘন্টা ঘুমায় যেতে হবে। ৫ঃ০০ ৫:৩০ য় অ্যালার্ম দিছি। তো কিন্তু আল্টিমেটলি দেখা গেছে আমা আমি আসলে এলার্ম শুনি নাই। আমি ঘুমতে উঠছি তখনো ৯ঃ০০ বাজে। তা আমার এরকম সিরিয়াস একটা এক্সাম এর মধ্যে আমি আসলে ৯ ঘন্টা ঘুমাইছি। বুঝতে পারছেন? তো আমার আসলে যেটা মনে হয় যে
হ্যাঁ, অবশ্যই। উহু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <laughs> ও আচ্ছা আচ্ছা। <laughs> হ্যাঁ, এই যে, এ বেশি ঘুমালেন তো ওদিনকে কি আপনার ওই যে ভাইবা দিতে যেয়ে যে আপনার প্রিপারেশন টা একটু কম ছিল, হ্যাঁ? যেহেতু আপনি ঘুমিয়ে গেছেন আগের থেকে
হ্যাঁ প্রিপারেশন একটু কম ছিল কিন্তু, আফসোস নাই। মানে ভালোই লাগছে। মানে বাকিদের দেখতেছিলাম খুব টেনশন আছে। স্ট্রেসড অবস্থা আছে, পড়ালেখা করে আসি একদম মাথা টাথা নাই। আর আমি হচ্ছে খুব মানে আমি তো ছেড়ে দিছি আসা যে যা হওয়ার হবে। এটা তো আর পড়ি নাই, এখন তো কিছু করার নাই। যা হওয়ার হবে। আল্লাহ ভরসা বইলা ছেড়ে দিছি।
হু, হু। হ্যাঁ। আ <laughs> রাইট, রাইট। তা তাও হুম। তবেও তো আপনি একটু সতেজ আসলে লাগছিল আপনার, কারণ আপনার ওই যে ঘুমটা তো হয়েছে ঠিকঠাকভাবে। <laughs>
হ্যাঁ, হ্যাঁ। ঘুম ঠিকঠাকভাবে হলে তখন হচ্ছে এমনি সবকিছু ভালো থাকে আরকি। আমার কাছে যেটা মনে হয়।
হ্যাঁ একদমই ঠিক বলেছেন। তবে এই যে আপনি যে বললেন যে আপনি যেহেতু একজন মানে রাতের পাখি। যেহেতু বললেন মানে রাতটা জাগা আপনার বেশি হয়, তো অনেক ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রেই আসলে দেখা যায়, যে এই যে রাতে জেগে পড়ালেখা করলেও আ মাঝেমধ্যে তাদের কিছু আসলে ওই কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে তাদেরকে ডিস্ট্রাকশন করে ফেলে এবং এর মাঝে হচ্ছে গিয়ে আ মোবাইল ফোন তাদের একটা আসলে বড় ডিস্ট্রাকশন হয়ে দাঁড়ায়। তো আপনার ক্ষেত্রে কি এমন কোন সময় হয়, যে এই যে রাতে বসে আপনি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছেন ঠিকই কিন্তু, এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া আপনাকে আসলে একটু মনোযোগটা সরিয়ে দিচ্ছে?
এ তো অবশ্যই। এটা শুধু আমি একা না, আমার কাছে মনে হয় এটা সবারই হয়। যেমন, পড়তে বসলে ধরেন যে হচ্ছে, এই Facebook তো আগে ছিলোই, এখন তো Facebook কে আছে। কিন্তু এখন নতুন যুগ, যেটা হচ্ছে রিল, ঠিক আছে? আগে কিন্তু উই ভিডিওগুলা ছিল সবগুলা যে YouTube এ যেমন বড়, বড় ভিডিও ১০ মিনিট, ১৫ মিনিটের ভিডিও। তো ১০ মিনিট, ১৫ মিনিটের ভিডিও দেখার সময় আসলে, অতটা মনযোগ ধরে রাখা যায় না। তো যার কারণে আসলে ভিডিও তেমন একটা দেখাও হইতো না। কিন্তু রিলগুলা আসলে মানুষের সাইকোলজি, এমনভাবে চিন্তা-ভাবনা করে ওরা বানাইছে যে, ৩০, ৪০ সেকেন্ড হচ্ছে নাকি ওই একদিন দেখতেছিলাম একটা নিউজ যে, ওরা নাকি অনেক রিসার্চ করছে যে, একজন মানুষ নাকি একটা বিষয়ে মানে মনোযোগ রাখতে পারে ৩০ সেকেন্ড। তো তারা বানানোর চেষ্টা করছে যে, ৩০ সেকেন্ডের মধ্যে কোনো ভিডিও যদি বানায়া ছাড়া যায়, ওগুলা বানাইছে হচ্ছে রিল। তো এই রিল দেখা দেখতে গেছি এবং কথা কাজ সত্য। যে আমি রিল দেখতে গেলে দেখা যায় ১ ঘন্টা, ২ ঘন্টা চলে যেতেছে কখন, বুঝতেই পারি না। হ্যান
হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ। হুঁ, হুঁ। হুম। <chuckles> হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> হুম। কারণ ওই যে প্রতিটা রিলেই আপনি ৩০ সেকেন্ড করে হলেও, যখন একটা রিল দেখছেন তখন পুরো মনোযোগ দিয়ে দেখছেন। আবার পরবর্তী যখন রিলটা আসছে, তখনও সেই একই মনোযোগ দিয়েই দেখছে। তো আপনার আসলে বিভিন্ন তারে ৩০ সেকেন্ড এ আপনি অনেক রকমের ইনফরমেশন একসাথে gather করে ফেলছেন এবং এর ফলে কিন্তু সময়টাও চলে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আসলে হওয়াটা এখন এই রিল এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে আপনি এই যে বিষয়টা আপনি কীভাবে কাটিয়ে ওঠেন? যে না, আপনি যখন ওই যে বুঝতে পারছেন, যে হ্যাঁ, অনেক বেশি procrastination হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। এটাই। হ্যাঁ। আমি হচ্ছে যেটা করি, এটা আমি অনেককেই সাজেস্ট করেছিও। আমি হচ্ছে, তাই একটা এলার্ম সেট করে রাখি যে, প্রতি ১ ঘন্টা পরপর একটা এলার্ম। ঠিক আছে? কোনো কারণ নেই। তাও আমি অ্যালার্ম সেট করে রাখি যে, ধরেন যে আমি রিল দেখতেছি, রিল দেখতে দেখতে তো আমার হচ্ছে বেশি টাইম যখন চলে যাইতেসে, তখন হচ্ছে হুট করে এলার্ম বাজা শুরু হয়। যে তার মাধ্যমে আমার মাথায় আসে যে, "ও আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে <chuckles> হচ্ছে কাজটা ঠিক করতেছি না।" আমি তো আমার মানে কা এই মোহ থেকে বের হয়ে আসে আরকি, এই hypnotism থেকে বের হয়ে আসি। কারণ, এইটা হচ্ছে আমি ফলো করি আরকি যে, সবসময় একটা ১ ঘন্টা পরপর একটা এলার্ম দিয়ে রাখি। তো এই এলার্ম এ এলার্মের শব্দে তখন হচ্ছে আমার, মানে আবার হুশ আসে আরকি যে, আমি আর রিলে ঢুকবো না। হ্যাঁ, হ্যাঁ। তখন হচ্ছে বের হয়ে আমি আবার পড়তে চলে যাই আরকি।
আচ্ছা। <chuckles> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ। <laughs> মনোযোগটা ফিরে আসে। <laughs> হ্যাঁ। না, আপনি কিন্তু আসলে বলা যায় যে, খুব চমৎকার আসলে একটা কৌশল ব্যবহার করেন। এই ক্ষেত্রে যে অ্যালার্ম দিয়ে রাখেন ঘন্টায়, ঘন্টায়, যাতে আপনার মনোযোগটা আপনি ধরে রাখতে পারেন বা ফিরিয়ে আনতে পারেন। তো এই যে যখন পড়তে বসেন আপনি যখন আসলে এই যে নিয়মিত পড়েন, তখন কি আপনি এক মানে নির্দিষ্ট কোনো সময় ঠিক করে নেন? যে আপনি হয়তো এরকম ১ ঘন্টা বা এরকম ২ ঘন্টা পড়বেন নাকি আসলে পড়ার উপর ডিপেন্ড করে?
হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ এক্ষেত্রে আমি যেটা বলব যে, এটা আম মোটামুটি আসলে পড়ার উপর depend করে। ঠিক আছে? যেমন আমি কিন্তু কয়েকটা জায়গায় চাকরিও করি। যেমন কয়েকটা ফিং এইযে মানে ফ্রিল্যান্সিং কয়েকটা ও জায়গায় আমি যেই চাকরি করি। তো আমাকে যেটা করতে হয় আসলে উম একটা টাইম মেইনটেইন করতে হয়, এটা তো অবশ্যই টাইম মেইনটেইন না করলে আসলে চাকরি আর পড়া দুইটা একসাথে করা সম্ভব না। তো টাইম মেইনটেইন এর ক্ষেত্রে হচ্ছে দেখি যে আমি যেমন ধরেন যে, সন্ধ্যায় পড়তে বসলে তো ১ ঘন্টা হচ্ছে পড়ি ১ম এ ১ ঘন্টার মতো পড়ি। তারপর হচ্ছে আবার একটু কাজ করি। কাজ করে দেখেন যে আবার কাজ করতে ভাল লাগতেছে না তখন আবার ধরেন ১-২ ঘন্টা পড়ি। তারপর হচ্ছে চা-টা খাই, চা-কফি খাই। খেয়ে হচ্ছে আবার পড়তে যাই। মানে আমি হচ্ছে এটাকে বোরিং বানানোর বানাই না আরকি মেইনলি। এটা হচ্ছে আমার বেশ ভালো লাগে যে আস্তে, আস্ত ধীরে হচ্ছে পড়ালেখাটা হচ্ছে আমি চালায় যাই।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। Right, right. হুম, হুম। ও! হুম। হ্যাঁ, মানে হচ্ছে একটা flexibility থাকলে তখন আসলে পড়ালেখার বিষয়টা ওই যে মানে কর্তব্য হয়ে ওঠে না। <chuckles> যে মনে হচ্ছে যে, না, একটা মানে ভালো একটা ইসের ভেতর থেকে যাচ্ছে এ সময়টা। তো, এই যে আপনি যে কৌশলটা ফলো করছেন, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, মানে অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে গিয়ে যে, পড়তে বসলে তারা তাদের কিছু নির্দিষ্ট কিছু আসলে সাবজেক্ট থাকে বা বই থাকে বা বিষয়গুলো থাকে, যেগুলো আসলে তাদের মানে আগ্রহটা ধরে রাখে। কিন্তু অন্যান্য বিষয়ে আবার যেমন দেখা যায় যে, তাদের আগ্রহ তেমন থাকে না। হ্যাঁ? তো আপনার কি এমন কোন বিষয় আছে, যেটা আসলে বেশি আগ্রহী করে তোলে আপনাকে?
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, এটা তো অবশ্যই। আ দেখেন বিষয়টা হচ্ছে যে পড়ালেখা কোন সাবজেক্টেই আমার আসলে আগ্রহ নাই। আমার কোনটা পড়তেই ভালো লাগে না। পড়তেছি হচ্ছে পেটের দায়ে, যে প পড়ালেখা করলে হচ্ছে কাজকাম করা যাবে, চাকরিবাকরি করে খাওয়া যাবে। তো সেইক্ষেত্রে হচ্ছে কিছু সাবজেক্ট হয়তো একটু ভালো ইন্টারেস্টিং যে মুখস্থ করতে হয় না আবার কিছু সাবজেক্ট একটু মুখস্থ করা লাগে। এই মুখস্থ জিনিসটা একদম বিরক্ত লাগে। আমার পরীক্ষা হলে গিয়ে দেখা যায় ভুলে গেছি। ঠিক আছে? আবার বারবার হচ্ছে রিভিশন দেওয়া লাগে। তো এই ধরনের সাবজেক্ট এর ক্ষেত্রে আমি যে কৌশলটা অবলম্বন করি আমি হচ্ছে, আ প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে চোখ বুলাই ঐ সাবজেক্ট এর যে আগের যে পড়াগুলো। তো চোখ বুলাইলে হচ্ছে আমার মনে হয় যে একটু মনে থাকতেছে আরকি বেশি।
আচ্ছা, আচ্ছা। হু। Right, right. হ্যাঁ। আ। হু, হু।
তো আপনি দেখবেন হচ্ছে যে কখন আপনার পড়তে ভালো লাগবে না যখন দেখবেন যে আসলে আপনি পারতেছেন না। কোন জিনিস যদি না পারেন যেমন এক্সাম এর আগে দেখবেন যে অনেক বেশি যদি আপনি পড়া জমানো থাকে, যেগুলো আগে সলভ করা শেষ করা হয়নি তখন কিন্তু আপনার পড়তে মজা মন লাগ মানে মজা লাগবে না। মনে হবে যে এটা শেষ কর করতে পারব না আর পইরে কি করবো এরকম একটা কিন্তু আপনার দেখবেন আপনার মধ্যে চলে আসছে। তো ঐটা যেন না আসে ঐটা হচ্ছে আমি চেষ্টা করি আরকি। আমি হচ্ছে একটু, একটু করে আগায় রাখি আগায় রাখলে যাতে হচ্ছে দেখা যায় যে পরীক্ষার আগে at least মানে কিছুটা পড়লেই যেন শেষ হয়ে যায়। মোটামুটি আর কি। মানে কোন টপিক আমি পরীক্ষার জন্য রেখে দেই না।
এক Right, right. হ্যাঁ, হ্যাঁ। Right, right. Right. <chuckles> মানে পরবর্তীতে যাতে আসলে আপনার ওই যে যখন পড়তে বসবেন তখন যাতে আপনার মানে আ আগ্রহটা কাজ করে যে না আপনি আসলে কি এই বিষয়গুলো তো, তো জানেন, শুধুমাত্র পড়লেই এখন ঠিক হয়ে যাবে। এ ঠিক না? মানে অনীহাটা তেমন আর আসতে দেন না আপনি এই বি এইভাবে কাজটা করে। হু, হু।
আবার <clears throat> হু, হু, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনীহা আসতে দেই না। আবার অনেক সময় অনীহা চলেও আসে। মানে অনীহা আসলে পড়ালেখা মানে, পড়ালেখা কারোরই করতে ভালো লাগে না এটা হচ্ছে মেইন কথা আরকি। আপনাকে হচ্ছে জাস্ট কতটা কম হেইট করা যায়, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে আরকি। মানে কতটা জোর করে পড়া যায়। যা যে যত বেশি জোর করে পড়তে পারবে, তার হচ্ছে পড়ালেখা করতে তত বেশি ভালো লাগবে। যেমন ধরেন যে আমি যদি বলি যে, এই যে ধরুন এইবারে যে ভাইবার কথা আমি বললাম, এখানে কিন্তু হচ্ছে আমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাইনি। তো এ ভালো প্রিপারেশন নেই নাই অবশ্যই আমার খারাপ হওয়া উচিতই পরীক্ষা এবং খারাপ হইছে। কারণ আমি যে কোন রুটিন মানি নাই বা হচ্ছে আমি এই যে রাতেও পড়ালেখা শেষ না করে আমি ঘুমায় গেছি। ঠিক আছে? পরদিন সকাল সকালেই ভাইভা ছিল। তা আমি হচ্ছে যেতে পারি নাই। এখন দেখেন যে, আমি কিছু যদি আগে শেষ করে রাখতাম পড়াটা আমি কিন্তু শেষ করি নাই আগে। আমি হচ্ছে কা মানে ঘুরে ফিরছি ঘুরছি ফিরছি এই সপ্তাহটা। তো যার কারণে আসলে আমার পড়াটা আর শেষ হয় নাই। তো এই যে রুটিন ব্রেক করা বা হচ্ছে একটা হাল ছেড়ে দেওয়ার যে মনোভাবটা, ঐটার ফলে কিন্তু আসলে আর ভালো লাগবে না আরকি। যেমন আমি হচ্ছে যখন সকালবেলা যখন ৯ঃ০০ বাজে ঘুম থেকে উঠছি, আমার ভাইভা ছিল ১২ঃ০০ য়। তো আমি হচ্ছে ভাবতেছি ৩ ঘন্টা আর কি পড়ব? মানে ৩ ঘ এত পড়ার ম ৩ ঘন্টায় শেষ করা যাবে না। দেখা গেছে এই ৩ ঘন্টাও আমি আসলে পড়ি নাই। আমি ঐদিন ফেসবুক চালাইছি, লেখছি, রেডি হইছি। এসব করে হচ্ছে আমি টাইম টা waste করছি আরকি।
হু, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <giggles> আচ্ছা। <giggles> হু। জি। হু। আচ্ছা, আচ্ছা। হু। জি, জি। হ্যাঁ। হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না একবারে হাল ছেড়ে দিয়েছেন বললেই বলা যায়। ঠিক না? তো হু।
হ্যাঁ, হ্যাঁ। যখন প্রেশার অনেক বেশি হয়ে যায় তখন আসলে এইরকমই হয়ে যায় আর কি মেন্টালিটি।
রাইট, রাইট। তো এই যে অনেকক্ষণ ধরে মানে আপনি যে আ বিষয় থাকে যে হ্যাঁ পড়ছেন যখন হ্যাঁ? পড়ার মাঝেও তো আসলে কাজের মাঝেও একটা বিরতির দরকার পড়ে। তো এবং পড়ার মাঝেও এই একই অবস্থা থাকে যে হ্যাঁ একটা বিরতির দরকার পড়ে যায়। তো আপনি এই বিরতির সময়টাতে আপনি মানে কী করেন? যে মানে কতক্ষণ বিরতি নেন বা কেমনভাবে সেট করে রাখেন যে আসলে কতটুকু পড়ার পর আপনি বিরতিটা নেবেন?
হু, হু, হু। আ বিরতির ক্ষেত্রে আমি আসলে একটা তেমন কোনো রুলস মেইনটেইন করি না যে, এইটুকু পড়লে আমার বিরতি লাগবে বা এরকম। আমার হচ্ছে ব্যাক পেইন আছে। কিছুটা ব্যাক পেইন আছে। তো ব্যাক পেইন থাকার কারণে আমি আসলে দেখা যায় মানে একটানা বসে পড়তে পারি না। তো দেখা যায় আমি ১৫ মিনিট বা ২০ মিনিট পর, পর একটু হাঁটাহাঁটি করি। তারপর ধরুন যে, আমি আবার একটু কফি পাগল মানুষ আরকি। আমার ডেইলি দেখা যায় হচ্ছে, আ আমি আবার হচ্ছে র কফি যেটা যে বিন কফি যেটা espresso বলে আরকি তো espresso কফিটা খাই আরকি। ইনস্টান্ট কফি আমার ভালো লাগে না তেমন একটা। তো দেখা যায় আমি ডেইলি হচ্ছে একবার হচ্ছে কফি বানাইলে আমি হচ্ছে ৩ কাপের মতো কফি বানায় রাখি রাখি রেখে হচ্ছে ফ্রিজে রেখে দেই। তো প্রত্যেকবার হচ্ছে এটা গরম করে, করে খাই আরকি। তো দেখা যায় আমার ডেইলি প্রায় ৩, ৪ কাপ কফি। তো মোটামুটি হচ্ছে ২৭ গ্রামের মতো কফি হচ্ছে আমার ডেইলি লাগে। ঠিক আছে? তো এ কারণে দেখা যায় আমার এমনিও ঘুমটা এত কমই, আরো ঘুম কম হয়। আবার কফি না খাইলে হচ্ছে আবার মাথা ব্যাথাও করে আরকি মানে ঠিক ভাবে মনোযোগ আসে না। এটাকে নেশার মতো হয়ে গেছে বলা যায় আরকি।
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। জি। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হু। <chuckles> রাইট, রাইট। হ্যাঁ, এই বিষয়টা আসলে আ অনেকের দ্বারাই হয় যে কারণ কফির ভেতরে তো ওই যে ক্যাফেইন জিনিসটা থাকে এবং এই ক্যাফেইনটা কিন্তু অনেক addictive করে তুলে একটা মানুষকে। আপনি আসলে যতই consume করবেন, সেই জিনিসটা আপনাকে আরো মানে আপনার চাহিদাটা ক্যাফেইন এর আরো বাড়িয়ে দেয়। তো এই বিষয়টা আসলে স্বাভাবিক এবং এটার কারণে যে ঘুমাতেও একটু সমস্যা হয়ে দাঁড়ায়।
ক্যাফেইন থাকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঘুমাতে সমস্যা হয় কিন্তু আবার এদিকে পড়ালেখাটা একটু ভালো হয়। মানে আপাতত ভাবতেছি যেহেতু পড়ালেখা স্টুডেন্ট মানুষ আর কয়ব কয়দিনই বা আসে পড়ালেখাটা শেষ করে ফেলে আরকি এভাবেই।
হ্যাঁ। Right, right. <giggles> হ্যাঁ, হ্যাঁ। না আপনার আসলে এই বিষয়টাও ভালো। আপনি কীভাবে বিরতি নিচ্ছেন, সেটাও আসলে মানুষ থেকে মানুষ আসলে vary করে। একেকজনের একেক রকম কৌশল থাকে, বিরতির সময় একেক রকম কাজ থাকে, তারা আসলে করতে ভালোবাসে এবং এটাও অনেকটাই প্রয়োজন। তাহলে আসলে ওই যে আপনি যেভাবে বলেছিলেন যে, আপনার আসলে ঐ আ ফোকাস টা ধরে রাখতেও একটু সুবিধা হয়। তবে বেশ ভালো লাগলো আসলে আপনার কাছ থেকে আপনার কৌশলগুলো জানতে পেরে যে, আপনি পড়াশোনার কিভাবে অভ্যাসগুলো আসলে ধরে রেখেছেন এবং কীভাবে নিয়মিত এগুলো করে থাকেন। এম বেশ ভালো লেগেছে। এ ভালো থাকবেন আপনি।
হু। হ্যাঁ। হু। হ্যাঁ, আমারও আপনার সাথে কথা বলে বেশ ভাল লাগল। তো ভাল থাকবেন। শুভরাত্রি।
জী, শুভরাত্রি।